আসলে একটা মানে কি বলব? একটা লজ্জাজনক এবং মন খারাপ করার মত একটা পরিস্থিতিতে আছি। আমি মানে নিজের প্রতি কিছুটা control হারিয়ে ফেলছি বিষয়টা নিয়ে এবং
হুম, হুম।
শেষ পর্যন্ত মানে কি করব এই বিষয়টাই ভেবে পাচ্ছি না এবং এই বিষয়টার কারণে আমার দেখা যাচ্ছে যে আমার পারিবারিক এবং অফিসের যে কাজগুলা সেখানে দায়িত্বগুলো পালনের প্রতি আমার একটা অভক্তি চলে আসছে। মানে আমি concentrate করতে পারছি না। মানে সব মিলে একটা বাজে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি আরকি।
আচ্ছা। হুম, তো সেই ক্ষেত্রে যদি একটু বলতেন যে, আসলে আপনি আসলে কিসের মধ্য দিয়ে যাচ্ছেন বা কি করেছেন বা কেন এই সমস্যাগুলো আসলে হচ্ছে?
হ্যাঁ। জি, জি, অ্যাহ বিষয়টা লজ্জাজনক। বিশেষ করে একজন adult person হিসেবে এই বয়সে এসে এই addiction-এ ভোগা। Addiction বলতে আসলে বাজে কোন substance না। আমার মূলত social media ব্যবহারের ক্ষেত্রে আমি আমার নিজেরকে control করতে পারছি না বা নিজের যেই ইচ্ছা একটা সেটাকে আমার মানে নিয়ন্ত্রণে আনতে পারছি না। যেটা হচ্ছে যে
হুম, হুম। হুম, হুম। আচ্ছা।
আমি যেহেতু আ মানে ঘরে বসে remote work করি তো অনেক সময় social media scroll করতে, করতে, দেখা যাচ্ছে ০.৫ ঘণ্টা ১ ঘণ্টা করে ফেলছি এবং এটার চাইতেও বাজে situation যদি মোবাইলের কথা বলি। মোবাইলে বিশেষ করে ঘুমাতে যাওয়ার সময় এত বাজে একটা অভ্যাস। ঘুমাতে যাওয়ার সময় মোবাইলে scroll করতে করতে এমনও হয়েছে ৩, ৪, ৫ ঘণ্টা শুধু scroll করে যাচ্ছি বা YouTube video দেখছি আবার Facebook-এ যাচ্ছি Twitter-এ যাচ্ছি। মানে সব মিলে একটা disgusting অবস্থা বলতে হবে এবং আমি এটা যে কমাবো আমি এমনও হয়েছে যে ভাবছি যে না আমি দেখব না। মোবাইলটা রেখে দিই। ১০ মিনিট পর কখন মোবাইল on করে আমি আবার দেখা শুরু করেছি নিজেরই খেয়াল নাই। মানে একটা মানুষ কতটা বেখেয়াল হলে বা কতটা addiction-এর একটা certain পর্যায়ে চলে গেলে তার এরকম হয় যে সে একটা জিনিস subconsciously করে ফেলছে। সে টেরও পাচ্ছে না সে কাজটা করছে। এইটাই আমাকে একটা মানে বড় ভোগাচ্ছে সব মিলিয়ে।
হু, জি। আচ্ছা। হুম, হুম। হুম। উম বুঝতে পেরেছি আসলে বেশ ভারী একটা সমস্যার মধ্য দিয়েই যাচ্ছে আপনার সময়গুলো। তো সেই ক্ষেত্রে একটু যদি বলতেন যে, যখন আসলে আপনি ফোনটা ব্যবহার করছেন, বা social media তে মানে আপনার সময়গুলোতে যখন যাচ্ছে তখন আসলে কতক্ষণ আপনি আপনার ফোনের মধ্যে আসলে সময়টা দিয়ে থাকেন? মানে দিনের কতক্ষণ আসলে আপনার ফোনের মধ্যে সময়টা যাচ্ছে?
জি। আহ! আমার মনে হয় বেশ ভালোই একটা সময়। আমি ঘুম থেকে উঠেই, সবার আগে দেখা যাচ্ছে মোবাইল হাতে নিয়ে, scroll করা শুরু করে দিই এবং বিছানা থেকে ওঠার আগেই maybe দেখা যাচ্ছে ০.৫০ ঘণ্টা আমার সময় আম এখানে দেওয়া হয়ে যাচ্ছে। অ্যা তারপর যখন আমি সকালে নাস্তা করছি তখন মোবাইল দেখছি। Then আমি যখন ছেলেকে আনতে যাচ্ছি, রিক্সাতে হোক, বাড়িতে হোক, আমি মোবাইল হয়তো দেখতে, দেখতে যাচ্ছি। তারপরে হচ্ছে আমার coaching-এর আমি যখন বাচ্চাদেরকে পড়াই, তখন ওরা যখন যেইটুখানি mock test থাকে বা class থাকে, class test থাকে, ওরা পরীক্ষা দিচ্ছে আমি বসে mobile এ scroll করছি। বাসায় ফিরলাম কফি খাচ্ছি, scroll করছি। আমি বিশেষ করে রাত্রে ঘুমানোর সময় সে একই বিষয়। সব মিলিয়ে দিনে maybe আমি ৩ থেকে ৪ ঘণ্টা এটা রাতের যে বি marathon যে দেখা হচ্ছে এটা বাদেই, সারাদিনে ৩ থেকে ৪ ঘণ্টা দেখা যাচ্ছে আমি মোবাইলের পেছনে সময় দিচ্ছি। যেটা আসলে, আমি চেষ্টা করি, আমি যে চেষ্টা করি না তা না, আমি আমার মোবাইলের uses কমানোর বেশ চেষ্টা করি। Even আমি মোবাইল থেকে Facebook delete পর্যন্ত করে দিয়েছি। কিন্তু কি জানেন? মানে ওই যে, "ইচ্ছা থাকলে উপায় হয়" কথাটা আমার ক্ষেত্রে বাজেভাবে কাজে লেগে গিয়েছে। আমি Chrome-এর মধ্যে Facebook-এ login করেও সে সেখানে Facebook use করছি। মানে নিজের প্রতি কোন control-ই নাই আমার বলতে হবে এক্ষেত্রে।
আচ্ছা। ওকে। হুম, হুম। আচ্ছা। উঁ হুম। আচ্ছা। ওকে। আছে, সেই ক্ষেত্রে যদি একটু বলতেন আর একটু যে এই যে আপনি যখন আসলে ফোনের মধ্যে সময়টা বেশি কাটাচ্ছেন, বা হচ্ছে কি Facebook এ scrolling এ বেশি সময় কাটাচ্ছেন, বা যেকোনো একটা reels দেখছেন, তো এটা আসলে মূল উদ্দেশ্যটা আপনার কি থাকে? মানে সেই ক্ষেত্রে দেখা যায় যে কোন কিছু জানার জন্য মানে কোন কিছু জানছেন? বা কোন একটা page এর update নিচ্ছেন বা হচ্ছে কি যে stress কমানোর যে বিষয়টা, মানে এইগুলো কি মানে আপনার উদ্দেশ্য থাকে নাকি অন্য কিছু মানে এভাবে করে যাচ্ছেন তো করেই যাচ্ছেন?
হুম। হুম। অ্যা আমার মনে হয় সবকিছুই কম বেশি মিলিয়ে। কারণ যখন দেখাটা শুরু হয়, আমি যখন মোবাইল ফোন বের করে YouTube open করছি আমার target থাকে আমি কিছু একটা দেখব। For example ক কয়েকদিন আগে যখন ভূমিকম্প হচ্ছিল ভূমিকম্প news মানে পড়ার জন্য আমি মূলত বের করি। তো বিভিন্ন বাংলাদেশি যেই টিভি চ্যানেলগুলো আছে, বা YouTube চ্যানেলগুলো আছে সেখানে কয়েকটা video দেখলাম। খানিক পরে প্রায় ১০ মিনিট পরে নিজেকে আবিষ্কার করছি আমি Amazon rainforest-এ সেখানে কিভাবে Jaguar হচ্ছে, ই করে শিকার করে carben শিকার করে সেটা দেখছি। এটা দেখার আমার কোন প্রয়োজন নাই, এবং ভূমিকম্পের জায়গা থেকে আমি ওখানে কিভাবে পৌঁছালাম আমার কোন idea নাই। এরকম হচ্ছে আমি নিজেকে খেয়াল করে দেখছি যখনই আমার মধ্যে realization আসে। যে আমি আসলে অনেক সময় নষ্ট করছি তখন আমি realize করি আমি যে জিনিসটা দেখছি, সেটার সাথে আমি যে বিষয়টা নিয়ে দেখা শুরু করেছিলাম, যে জিজ্ঞেস করলেন যে কোন জিনিসটা দেখা হয়? সেটার কোন সম্পর্কই নাই। আমি আন্দাজে scroll করেই যাচ্ছি সেটা TikTok-এ হোক, X-এ হোক আম Facebook-এ হোক, YouTube-এ হোক টানা scroll করেই যাচ্ছি এবং আমার নিজের প্রতি মানে যখন realization হচ্ছে ততক্ষণে হয়তো ঘণ্টাখানেক কেটে গিয়েছে।
আচ্ছা। হুম, হুম। আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। বুঝতে পেরেছি। তো সেইক্ষেত্রে মানে আপনি যখন নিজেকে আসলে control করার চেষ্টা করেন, মানে সেটা কি সম্পূর্ণভাবে আসলে বন্ধ করতে পারেন? নাকি দেখা যায় যে মানে ১ ঘণ্টা কি ২ ঘণ্টা বা ১ দিন কি ২ দিন এরকম অ্যা control করার পরে আবার বিষয়টা পুনরায় ঘটছে?
হ্যাঁ, ১-২ দিন তো অনেক পরের বিষয়। দেখা যাচ্ছে এমনও হয়েছে যে ১০ মিনিট পরে আমি নিজের অজান্তে খুলে ফেলছি subconsciously, নট জেনে শুনে। So আমি যদি চাই যে আমি ফোন খুলবো না সচেতনভাবে, হয়তো আমি আর আর জীবনে কখনো ফোন খুলবো না এটা সম্ভব। কিন্তু আমার problem হচ্ছে আমার অবচেতন মন। মানে মূলত যখন আমি stress করছি কোনো কিছু নিয়ে, for example আমি অফিসের কোনো কাজ নিয়ে ভাবছি এবং হাতে মোবাইল। মিনিটের মধ্যে আমি মোবাইল on করে reels দেখা শুরু করে দিবো, কারণ এটা আমাকে stress থেকে বাঁচানোর জন্য help করছে। অথবা এরকমই মানে কোনো একটা unknown বিষয় মাথায় আসছে, যে বিষয় নিয়ে আমাকে একটু ভাবতে হচ্ছে, এই stress relief হিসেবে এই scroll গুলো কিন্তু আমি use করে ফেলছি আরকি।
আচ্ছা। আচ্ছা। হুম, হুম। বুঝতে পেরেছি। তো সেইক্ষেত্রে কিন্তু আপনি, আ যেহেতু বললেন যে, একদম সকালবেলা ঘুম থেকে ওঠা শুরু করে রাত্রে ঘুমোতে যাওয়ার সময় দেখা যায় যে আপনার ৪ থেকে ৫ ঘণ্টার মতো একদম ফোনের মধ্যে চলে যায়, এবং ঘুমের সময়টাও দেখা যায় যে বেশ অনিয়মিত আছে। তো সেইক্ষেত্রে আপনি, আ সকালবেলা ঘুম থেকে উঠে দেখা যায় যে ফোনে আগে হাত দিবেন না। মানে এই যে এই মনোবলটা বা এই মনোভাবটা আসলে আপনার মধ্যে রাখতে হবে এবং নিজের প্রতি নিজের যেই, আ থাকে না যে promise-এর যে বিষয়টা, হ্যাঁ? সেটা রাখতে হবে যে না আপনি আসলে সকালবেলা ফোন, হা মানে ফোনের মধ্যে হাত দিবেন না। দিলেও আসলে একটু কতক্ষণ পরে দেন, আধধা ০.৫ ঘণ্টা কি ১ ঘণ্টা পরে আসলে ফোনটা ধরেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করলেন, বা প্রকৃতির সাথে সময় কাটালেন, খাওয়া-দাওয়া সারলেন, পরিবারের সাথে একটু সময় দিলেন। তো সেইক্ষেত্রে হয় কি যে, আপনার মনের যেই বিষয়গুলো সেগুলো কিন্তু আস্তে, আস্তে, অনেকটা আসলে, অ্যাম
জ্বি। হুম, হুম। আচ্ছা। হুম, হু। আচ্ছা। আচ্ছা। হুম।
চলে যাবে বা হচ্ছে হল গিয়ে যে আপনি যেই stress-এর মধ্যে থাকবেন, পরিবারের সাথে সময় কাটালে হয় কি মানে stress যতই থাকুক, পরিবারের সাথে সময় কাটালে কিন্তু আপনার stressগুলো একদম চলে যাবে এবং দেখা যায় যে যখন আসলে আপনি সময় পাচ্ছেন তখন একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করতে পারেন, কোথাও ঘুরতে যেতে পারেন অথবা পরিবারের সাথে একসাথে খাওয়া-দাওয়া হতে পারে বা গল্প করা হতে পারে বা তাদের সাথে ঘুরতে যাওয়ার যে বিষয়গুলো সেগুলোও কিন্তু আপনি করতে পারেন এবং ফোনে আসলে দেখা যায় যে ফোন app users যে reminder-গুলা আছে সেটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। যে ১ ঘণ্টার বেশি আসলে use করা যাবে না। তো এই এইসব করলে হয়তো বিষয়গুলো আপনার জন্য অনেকটা সহজ হতে পারে। তো এভাবে কি মানে করার চেষ্টা করেছেন?
হু, হুম। চলেছে? হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। আচ্ছা। না আসলে এ এইভাবে তো মানে এগুলো দেখা হয়নি। আমি শুধু ভাবছিলাম যে নিজের মন মনোবল বৃদ্ধির দিকে এই focus টা ছিল। But আপনার ২ টা পরামর্শ আমার খুব ভালো লেগেছে। ১ম টা সবচেয়ে ভালো লেগেছে যেটা সেটা হচ্ছে যে, এ্যা মোবাইলের reminder যে বিষয়টা, এইটা কিন্তু ভালো। কারণ আমি যেহেতু subconsciously কাজ করে ফেলছি, নিজে অজান্তে করে ফেলছি, সেক্ষেত্রে reminder set করা কিন্তু বেশ উপকারী এবং কার্যকরী হবে। আমার জন্য মনে হচ্ছে যে, আমি হঠাৎ করে মোবাইল ঘণ্টার পর ঘণ্টা যে দেখার বিষয়টা নিজেকে reminder set করলে সাথে, সাথে, আমি ফোনটা রেখে দিব এবং আমার ওই দেখাটা হবে না। আরেকটা বিষয় আপনি যেটা বললেন যে stress হলে পরিবারের সাথে সময় কাটানো বা প্রকৃতির সাথে সময় কাটানো। আমি actually এটা আগে করতাম, exercise টাও এটা করতাম। Maybe ভুলে গিয়েছিলাম এই কাজের pressure এই আমার মাথা থেকে আসলে চলে গিয়েছিল। যার ফলে আমার কাজটা করা হয়নি, এটাও আমি চেষ্টা করব। বিশেষ করে সকালে উঠে একটু প্রকৃতির সাথে বাইরে গিয়ে মেশা বা হাঁটা, বিশেষ করে পার্কে গিয়ে হাঁটা। সম্ভব হলে হয়তো সাথে আমার ছেলেকে নিয়ে গেলাম, family 'র সাথে সময় কাটানো হলো। আমার wife যদি যেতে চাই তাহলে তো আরও ভালো। সবাই মিলে একসাথে একটু হাঁটার চেষ্টা করলাম। দেখি এটা করতে হবে। কারণ আমার মনে হয় যে এ এই সকালে ওঠার অভ্যাস, পাশাপাশি হচ্ছে family-র সাথে সময় কাটানো, একটু হাঁটাহাঁটি সব মিলিয়ে কিন্তু শুধু একটা ভালো সময় কাটবে না, আমার যে office related যে stress গুলো সেগুলোও দূর হয়ে যাবে এবং সব মিলিয়ে এইটা actually আমার মোবাইলে সময় কাটানোটা বন্ধ করতে, সীমিত করতেও কিন্তু বেশ সাহায্য করবে বলে আমার মনে হচ্ছে।
হুম, হুম। আচ্ছা। হুম, হুম। জি। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম। জি। একদমই তাই। আসলে য যদি আপনি নিজের মধ্যে ওই মনোবলগুলো আসলে তৈরি করেন দেখবেন যে এমনিতেই কিন্তু সম্ভব হবে। আরেকটা বিষয় করতে পারেন সেটা হচ্ছে যখন আসলে আপনি ফোনে বেশি সময় কাটাচ্ছেন বা কি, কি, করছেন সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে যে একটু note down করে রাখতে পারেন যে আস মানে প্রতিদিন আসলে আপনি কি, কি করছেন। তো সেক্ষেত্রে যদি আপনি এই note down করে রাখেন তাহলে কিন্তু আপনি যখন দিনশেষে এই নোটগুলো আসলে পড়তে বসবেন আপনি কিন্তু বুঝে যাবেন যে আসলে আপনি কোথায় সময়টা বেশি অপব্যয় করে ফেলেছেন বা কোথায় আসলে আপনি ঠিকভাবে সময়টাকে কাজে লাগিয়েছেন? তখন কিন্তু আসলে নিজের মধ্যে যে realization-টা, সেটা যদি তৈরি হয় তাহলে কিন্তু আপনি নিজের মধ্যে এমনিতেই control যে বিষয়টা সেটা কিন্তু আপনি করে ফেলতে পারবেন। আরেকটা হচ্ছে মানে নিয়ম মানার যে বিষয়টা, হ্যাঁ? এই যে সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যে কাজগুলো আছে সেগুলো সারা এবং রাতেরবেলা তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া। তখন দেখবেন কি আপনি দিনের একটা বড় অংশ কিন্তু হাতে পাচ্ছেন এবং সময়টাও কিন্তু অনেক লম্বা তো সেক্ষেত্রে দেখা যায় কি আপনি কিন্তু ফোন ধরবেন অবশ্যই, ফোন ধরবেন না কেন? মানে ভিডিও দেখবেন বা social media-তে সময় কাটাবেন। তবে সেটার মধ্যে একটা সময়সীমা করে নেন যে এত ঘণ্টা আপনি দেখবেন। অ অনেক সময় দেখা যায় যে আমরা এমনিতেই leisure time কাটাই, হ্যাঁ? তো সেক্ষেত্রে দেখা যায় যে বিকেলের সময়টাতে আপনি ১ ঘণ্টা কি ২ ঘণ্টা আপনি কিন্তু এমনিতেও অনায়াসে ব্যবহার করতে পারছেন। প্রয়োজনীয় কোন কিছু লাগবে সেটাও করতে পারছেন এবং কাজের সময়টাতে চেষ্টা করবেন যে Wi-Fi-টা বন্ধ করে রাখার এবং দেখা যায় যে যেটা বললেন যে ল্যাপটপে Chrome টা আপনি on করে ফেলছেন। তো সেক্ষেত্রে আসলে ওখান থেকেও আপনি log out করে ফেলেন। যে কাজের সময়টাতে আসলে আপনি কাজে focus করতে চান, মানে অন্য কিছুতে না। তো সেক্ষেত্রে যদি stress-টাকে আপনি, আ বের করতে চান তাহলে আপনি একটু coffee খান বা হাঁটাহাঁটি করেন বা একটু জানালা খুলে প্রকৃতির সাথে একটু সময় কাটান। সেটাও কিন্তু আপনার অনেকটা কাজে আসতে পারে।
হুম। আচ্ছা। হুম। জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। হুম, হুম। জি, জি। জি, জি। হুম। জি, জি। না ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি যে পরামর্শগুলো দিলেন এটা কিন্তু আমার কাছে বেশ ভালো মনে হচ্ছে এবং আশা করছি এগুলো implement করে আমি উপকৃত হব। আপনাকে অনেক ধন্যবাদ এই পরামর্শ গউ গুলো দেয়ার জন্য আরকি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আপনি।